একদমই তাই। কারণ আ সামনের মানুষটা যদি আসলে একটু এ ইন্ট্রোভার্ট হয়, স তার সাথে যদি আপনি গিয়ে একদম ১ম থেকেই, "এই কেমন আছো? ভালো আছো কিনা? তোমার এ তোমার বাসায় কে, কে আছে?" এই ধরনের জিনিসগুলা না? অনেকে বিরক্ত হয়। এ তো সেক্ষেত্রে আসলে একটু বুঝে-শুনে, সে কতটুকু আসলে কথা বলতে কমফোর্টেবল আপনার সাথে, সেটা একটু বুঝে, আ কথা বলা শুরু করা দরকার। আর পো আরেকটা জিনিস যেটা আমি খুব খেয়াল রাখি যে, প্রথমেই পার্সোনাল বিষয়ে কথা বলা, "তোমার বাসায় কে আছে? তোমার বিয়ে হয়েছে কিনা? আ বা এও বাচ্চা আছে কিনা?" মানে এই ধরনের কথা যে অনেকে শুরু করে। তো উম আমার কাছে মনে হয় যে, একটু রয়ে শোয়ে, এরপরে এসব ব্যাপারে। হয়তো বা তার আ
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী। জ্বী, জ্বী। <laughs> আসলে এটা তো বাঙালিদের খুব পছন্দের টপিক। <chuckles> তারা কোন মানুষকে দেখলে যেটাই হোক এবং তাদের ১ম আগ্রহ থাকে, সে কি করে না করে, তার ঘরে কে আছে না আছে?
হুম, একদম। <chuckles> একদম তাই। মানে এই জিনিসটাতে একটু মনে হয় পস টানা উচিত আরকি যে, ১ম দেখাতেই একদম পার্সোনাল কুয়েসশন টা না করে, যদি আ এমন কিছু র রিলেভেন্ট বা ধরুন যে নিউট্রাল কোন টপিক নিয়ে কথা বলা যায়। কাইন্ড অফ যে, আজকের ওয়েদারটা তোমার কেমন লাগছে? অ্যা বা হ্যাঁ। এ
হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলছেন। বা ধরেন যে কারেন্ট যে কাহিনীগুলা চলছে, সেগুলো নিয়ে বলা যায় কথা কিন্তু খুব সহজেই। আর আসলেই কারোর সাথে একটু ক্লোজ না হয়ে না, ব্যক্তিগত প্রশ্ন করা উচিত না। এটা আসলেই দেখা যায় যে, খুবই অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি করে দেয়।
হুম, হুম। একদম। হ্যাঁ, একদমই তাই। পুরোপুরি। মানে একটা যে ম্যানারিজম এর যে ব্যাপারটা থাকে, সেটা অনেকটুকু কিন্তু হারিয়ে যায়। অ্যা আমি সামনের যে মানুষটাকে, ১ম প্রশ্নটা করব বা ১ম ইম্প্রেশন টা যেটা দিবো, সেটা কিন্তু সা তার সারা জীবন মনে থাকবে। এখন সেই ইম্প্রেশন টা যদি এমন হয় যে, অ্যা ব্যাপারটা একটু পার্সোনালিটি লেস হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু যে অ্যা যে উম ঐ মানুষটার চোখে আজীবনী আমি কিন্তু, ছোট হয়েই রইবো। বা সে যদি কখনো অন্য কোথাও আমাকে দেখে, অ্যা সেক্ষেত্রে কিন্তু সে আমার সাথে আর কথা বলতে এগিয়ে আসবে না আরকি। তো অনেক ক্ষেত্রে আসলে এরকম হয়।
উম জ্বী, জ্বী। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বরং, বরং দেখা যাবে হয়তো আপনাকে দেখে সে দূরে সরে যাচ্ছে, কিংবা হয়তো অন্য মানুষদেরকে বলছে যে, আপনি এটা করেছেন বা আপনি হয়তো পার্সোনাল স্পেস এ, তেমন একটা বিশ্বাস করছেন না।